হুম, আসলেও ওই যে আসলে আ ভ্রমণের মাধ্যম দিয়ে কিন্তু এই ব্যাপারগুলো আসলে সর্বত্র আসলে আমরা কিন্তু সবাই বাংলা ভাষা বলি। এরপরে কিন্তু ভ্রমণের মাধ্যম দিয়েও কিন্তু আসলে আ ভাষার কিছুটা চেঞ্জ সেটা কিন্তু আসলে দেখতে পাই সর্বত্র। আমা আমাদের আ লোকাল ভাষাও কিছুটা আসলে আ কি বলবো খুবই মজাদার <chuckles> যাই হোক নাই বললাম সেটা আরকি। <chuckles> তো যাই হোক, হু, হু <chuckles>
জি, জি, জি। এক্সাক্টলি, এক্সাক্টলি। হুম, হুম। অনেক ভাষা শিখতে পারি। জি, জি। এক্সাক্টলি, এক্সাক্টলি। জি, জি, জি, জি। <chuckles> সমস্যা নেই। আরেকদিন আমরা জানতে পারবো যে কিভাবে কোন ভাষায় কথা বললে আরো বেশি ইন্টারেস্টিং গল্প করা যায়। আপনার সাথে কথা বললে খুবই ভালো লাগলো। দারুণ কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারলাম। আপনারও অভিজ্ঞতার কথা জানতে পারলাম। কথা বলে খুবই ভালো লাগলো আপনার সাথে। আশা করি ভবিষ্যতে সাথে আরো কথা হবে।
হ্যাঁ, একদম, ঠিকই বললেন। হু, হু। হু, হু। হু, হু। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। শুভরাত্রি ভালো থাকবেন।
শুভ দা শুভরাত্রি।